হ্যাঁ অবশ্যই দেখুন রাতের দিকে যদি আপনি ঠিকঠাক সময়ে ঘুমাতে পারেন আ বা ঘুমিয়ে পড়তে পারেন, তাহলে কিন্তু আপনার সকালের দিকে ঘুম থেকে ওঠার যে বিষয়টা সেটা ভীষণ সহজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে আসলে যেহেতু আপনি অনেকদিন ধরে একটা রুটিন এর ভিতর দিয়ে যাচ্ছেন বা একটা অভ্যাস আপনার হয়ে গিয়েছে। আ সেহেতু এখান থেকে আপনি আসলে হুট করে পরিবর্তন হওয়াটা আপনার জন্য একটুখানি কষ্ট সাপেক্ষ হতে পারে। তো সেক্ষেত্রে আপনি যেটা ভাবছেন যে এলার্ম ব্যবহার করা এটা কিন্তু একটা ভালো উপায় হতে পারে। তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার মোবাইল ফোনে কোনো একটা এলার্ম দিয়ে রাখতে পারেন। তার সঙ্গে আ সঙ্গে কিন্তু আপনি আরেকটা বিষয় আসলে করতে পারেন। সেটা হচ্ছে আপনার পরিবারে আসলে আপনার মা আছেন বা আ পরিবারে যারা আছেন যারা একটুখানি সকালের দিকে ঘুম থেকে ওঠেন। আ তাদের আর কাউকে কিন্তু আপনি আসলে বলে দিতে পারেন যে, আ সকালের দিকে আপনাকে একটুখানি ওই সময়টাতে ডেকে তুলে দিতে। তো এটাও কিন্তু আপনার জন্য বেশ আ সহায়ক হতে পারে। কারণ তারা আপনাকে ১ম কয়েকদিন ডেকে দিলো। তো দেখা গিয়েছে যে ১ম কিছুদিন একটু সমস্যা হবে অবশ্যই। তো ধীরে, ধীরে যখন আপনি এই সময়টাতে উঠতে শুরু করবেন এবং রাতের দিকেও ঠিক সঠিক সময়টাতে আসলে ঘুমোতে এ যাবেন। তো এই ব্যাপারটাও দেখবেন যে ধীরে, ধীরে আপনার আ শরীরের সাথে বা আপনার মনের সাথে কিন্তু আসলে আ অ্যাডজাস্ট হয়ে যাবে বা অভ্যস্ত হয়ে যাবে আপনার শরীর বা মনের বিষয়টার সাথে। তখন কিন্তু দেখা যাবে যে আপনার উ এই সমস্যাগুলো থেকে আপনি আপনি খানিকটা দূরে নিয়ে আসতে পারবেন। এবং আ ঘুমানোর ক্ষেত্রে যদি এইযে মানসিক অশান্তি বা অবসরটা যদি আসলে থাকে বা ক্লান্তিটা লাগে সেক্ষেত্রে আপনি ঘুমানোর আগে যাতে ঘুমটা স্বাভাবিকভাবে আসে, সেক্ষেত্রে আপনি খানিকটা মেডিটেশন বা শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম কিন্তু করতে পারেন। এবং অবশ্যই মোবাইলটাকে দূরে রাখার চেষ্টা করবেন তাহলে কিন্তু এটা আপনার ঘুমের ক্ষেত্রে বেশ সহায়ক হতে পারে।
আচ্ছা। হুম। জ্বি। হু, হু। জ্বি, জ্বি। আচ্ছা। হু, হু। জ্বি। হু, হু। আচ্ছা। হুম। জ্বী। হু। আচ্ছা।